আচ্ছা, বাচ্চা-কাচ্চাদের বিষয়টা হলো কি ওদের যে একটা স্বাদ ওদের মুখের রুচির সাথে আসলে কারো রুচি মিলে না। দেখা যায় ওরা হ্যাঁ, ওরা দেখা যায় কি যেটা চায় সেটাই কিন্তু তাদেরকে দিতে হয়। তো এক্ষেত্রে আমি চেষ্টা করি, ধরুন যে ওরা যদি মাছ খেতে না চায়, বিশেষ করে ওরা মাছটা কিন্তু খেতেই চায় না। তো প্রোটিন এর তো একটা ঘাটতি রয়ে যাবে। তাই না? বা ভিটামিন-ডি বলুন বা ভিটামিন-এ বলুন। অনেক সময় কিন্তু এ ধরনের ঘাটতি গুলা রয়ে যাচ্ছে। মানে মাছ না খাওয়ার কারণে। তো আয়োডিনের অভাবটাও কিন্তু পাচ্ছে তারা মানে রয়ে যাচ্ছে ওদের মধ্যে। তো এইজন্য চেষ্টা করি। মাছগুলাকে একদম ছোট, ছোট করে কাটা বেছে দিয়ে ওগুলা কিন্তু ভাতের একটা নলার মধ্যে দিয়ে কিংবা দেখা যায় কোনো একটা খাবারের মধ্যে মিক্সড করে
হুম। এটা তো অবশ্যই। হুম, একদম। হ্যাঁ, এটা তো হয়। হুম, হুম। আচ্ছা, মানে লুকিয়ে তারপর খাওয়ানোর চেষ্টা করেন?
হ্যাঁ, হ্যাঁ, ওভাবেই চেষ্টা করি যাতে ওরা না বুঝতে পারে। হুম, হুম।
<chuckles> আচ্ছা, আচ্ছা। হুম, তো এটা তো বাচ্চাদেরকে হয়তোবা আপনি এরকম কৌশল করে খাওয়াচ্ছেন। কিন্তু বাসাতে আবার বড়রাও দেখা যায় তারাও কিন্তু আরে যারা হয়তোবা এরকম একটু খাবার রসিক। হ্যাঁ? খাবার বেশি পছন্দ করে কিংবা একটু ভাজা পোড়াটা তারা একটু বেশি খায়। তো পরিবারের মধ্যে বড়দের ক্ষেত্রে আসলে এই জিনিসটা কিভাবে মেইনটেইন করেন?
হ্যাঁ, হ্যাঁ। হুম। বড়দের ক্ষেত্রে আসলে কি? অ তারা তো দেখা যায় বয়স্ক যারা আছে তাদেরকে একটু বুঝাতে হয় আরকি। বেশি থেকে বেশি বুঝাতে হয়। তাহলে তো অনেক সময় আমি দেখেছি মানে আমার আম্মুর ক্ষেত্রেই যদি বলি বয়স্কের মধ্যে। তো উনি না একটু তেল। মানে কোন কিছু হইলে মাংস রান্না করো, একটু তেল দিয়ে রান্না করলেই তো হয়, "তুমি একটু কম তেল দিয়ে কেনো রান্না করলা?" আমাকে বলে, তো পরে আমি এটার একটা ক্ষতিকর প্রভাবগুলো বলি যে, "জানো এরকম তেল খেলে কিন্তু হার্টের একটা সম্ভাবনা, হার্ট ফেইলিউর এর একটা সম্ভাবনা থাকতে পারে। বা দেখা যায় মানে স্ট্রোক এর একটা সম্ভাবনা থাকে।" মানে এভাবে বলে, বলে না তাকে একটু ভয় লাগাই। তো ওভাবে করে চেষ্টা করি আরকি।
হুম। জি। <chuckles> হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। মানে খাবারের সাইড ইফেক্ট গুলি বললে তারপর হয়তোবা তারা এই জিনিসটা একটু শান্তভাবে বুঝতে পারে জিনিসটা।

আসলে এম ফ্রাইড রাইসটার কথা তো আসলে বলা যাচ্ছে না। কারণ ওরকমভাবে ফ্রাইড রাইসের কথাটা বলে না। তবে বলে কি? যেমন, বাহিরে কিন্তু এইযে চিকেনের গ্রিল টা পাওয়া যায়। তাছাড়া চিকেন চাপ, তারপরে আপনি ওইযে অ্যা তান্দুরি চিকেন যাই বলুন না কেন, ওগুলা কিন্তু পাওয়া যায়। তো আম্মু তখন বলে যে, "আমার না আসলে চিকেন খেতে মন চাচ্ছে।" তোম মানে আমি আসলে এভাবে খাইয়ে, খাইয়ে না অভ্যস্ত করে ফেলেছি। তো যার জন্য, ম বাসায় বানিয়ে, বাহির থেকে এনে, এনে না। তো এজন্য আম্মু মাঝে, মাঝেই বলে, এভাবে করে আমাকে বানিয়ে দাও। হ্যাঁ, ওটাই।
হুম। হ্যাঁ। জি। হুম। <chuckles> হুম, তো এ এই, এ হ্যাঁ, ফ্যামিলি মেম্বাররা অনেক সময় দেখা যায় কি যে, স্পেশালি হচ্ছে আ হয়তোবা পরিবারের মধ্যে বড় সদস্য যারা আছে তারা তো ওইযে, এক ধরনের খাবার খেতে, খেতে হয়তোবা তারা একটু অভ্যস্ত হয়ে গিয়েছে। তাদের এরকম খাবারের মধ্যে মশালা কম থাকলে কিংবা কোনো একটা পরিবর্তন নিয়ে আসলে এটা সহজে কিন্তু তারা মানতে চান না। তো, এটা আসলে বাসায় কিভাবে deal করেন?
উম জি, জি। হ্যাঁ, হ্যাঁ। এটা তো আসলে রোজকার ঘটনাই যে, তেলের কথা বললাম, তারপরে আব্বু আবার কিন্তু লবণ একদম খেতে চায় না, বুঝছেন? তো হ্যাঁ, তো এইজন্য আব্বুর জন্য খুব আলাদা করে একটা যদি ভর্তা বানাতে হয় না ওটা আলাদা করে করতে হয়। সালাদ বানাতে হলেও আলাদা করে করতে হয়। তো ওভাবে অনেক সময় পুষ্টিগুলা মাথায় রাখতে হয়। কিছু করার তো থাকে না। আ মানে rules।
হুম। তাই? আচ্ছা। হুম, মানে কে, কার আসলে কোনটা পছন্দ? এগুলো মাথায় রেখে তারপর ওগুলো ওরকমভাবে বানানোর চেষ্টা করেন। আচ্ছা, আচ্ছা।
অবশ্যই, অব্য স্বাস্থ্যকর খাবারটাও দেখতে হবে, তাদের পছন্দের বিষয়টাও দেখতে হবে। তো ওভাবে আসলে ম্যানেজ করার চেষ্টা করি আরকি।